আচ্ছা। আ সবসময় রুটিন ফলো করা হয় না। মাঝে মধ্যে শেখার ক্ষেত্রেও রুটিনটা আ ফলো করা হয় না। কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি। আ আর শেখার আ আর বাকি কাজগুলো কি হয় অনেক সময় আ কোনো কাজ আছে যেটা হচ্ছে আ চলে এসেছে বা বিভিন্ন কাজে থাকি। তো এজন্য অনেক সময় রুটিন ফলো করা হয় না। কিন্তু অ ঐযে আসলে যখন শিখি শিখতে যাই আ তখন কিন্তু আসলে রুটিনটা ফলো করার চেষ্টা করি বা সকালবেলার চেষ্টা করি। সে সময় কাজ থাকে না। বা একটু রাতে এ করার চেষ্টা করি। সে সময় কোনো কাজ থাকে না। এভাবেই করার চেষ্টা করি।
ও। <chuckles> আচ্ছা। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। এটা ভালো। আচ্ছা, আচ্ছা। এটাও ভালো আসলে কারণ অনেক সময় হয় কি? যে আপনি রুটিন না করত বের করতে না পারলে হচ্ছে পিছিয়ে যাবেন। আর সেটা পরবর্তীতে করা হয় না। তো এক ধরনের আ বলতে পারেন গিল্ট চলে আসে নিজের মাঝে যে আমি কিছুই করছি না। সময় নষ্ট করছি। রুটিন করে রাখাটা আসলে ভালোই ব্যাপারে। আচ্ছা আপনার আ সবসময় কি রুটিন ফলো করা হয়? মানে এই নতুন কিছু শেখার ক্ষেত্রে?
অবশ্যই। একদম। বুঝতে পেরেছি। হুম, এটা আসলে কঠিন। আ হুট করে একটা নতুন অ রুটিন ফলো করা। আ সবসময় হয় না। কিন্তু আ দেখা যাচ্ছে চেষ্টা করার আ চেষ্টা করতে থাকি যেন ফলো করতে থাকি। হয়তোবা দেখা যাচ্ছে কোনো দিন হয়। রুটিন একটা বানিয়েছি যে আ সপ্তাহে ৬ দিন শিখবো, অনেক সময় হয় কি সপ্তাহে ৩ দিন শিখছি। মানে আর স সময় করতে পারতেছি না। তো এটা একটু কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, নতুন কিছু শেখার ক্ষেত্রে। আ দেখা যাচ্ছে পুরাতন গুলিতে আবার সময় দেওয়া হচ্ছে। বা দেখা যাচ্ছে কাজের মধ্যে সময় দিচ্ছি। অ্যা একটু বেকার এ বেশি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সময় বের করা একটু কঠিন হয়ে যায়। আ সেক্ষেত্রে আ একটু রুটিন করেই চেষ্টা করি। এ কিন্তু মাঝেমধ্যে হয়ে যায় যে আসলে হেরফের হয়ে যায় রুটিন অনুযায়ী ফলো করা হয় না।
হুম। হ্যাঁ। <chuckles> সময় বের করা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। হ্যাঁ। হুম। আচ্ছা আপনি কি সচরাচর ব্যস্ত থাকেন নাকি আ মানে কাজের সময়ে মানে কাজের সময় ছাড়া অন্যান্য সময়ে আপনি ফ্রে ফ্রি থাকেন? কারণ অনেক সময় হয় না? অনেকে কাজ করে। তারপরে অ মানে নিজের একটা কাজ আছে। ক্যারিয়ার এর কাজ যেটাকে বলতেছি। তারপরে হচ্ছে বাসার কাজ থাকে। তারপরে অন্যান্য ব বিভিন্ন ধরনের কাজ থাকে। তো আপনার কি নাকি শুধু ওই যে ক্যারিয়ার এর কাজটা তারপরে হচ্ছে বাকি সময় আপনি ফ্রি থাকেন?
বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি।

হ্যাঁ, একদম। আচ্ছা। আ সেক্ষেত্রে আসলে একটু হ্যাঁ, আমি অনেক কিছুই ফলো করা হয়। আ যেহেতু দেখেছে এইটা ভিডিও দেখে শিখতে হয় অনলাইন থেকেই। অনেকগুলো সময় অনেক কোর্স আছে। সেগুলো থেকেই শিখতে হয়। সেগুলো একটু মনযোগ ধরে রাখা কিন্তু কষ্ট। আমার ক্ষেত্রেই দেখেছি অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। আ তারপর হচ্ছে কি হয় এখানে। মানে এখানে হচ্ছে কি ওই ভিডিও গুলো দেখতে হয় কেমন আ মুভি কিন্তু দেখা যাচ্ছে একটা মুভি ৩, ৪ ঘন্টা কিন্তু খুব সহজেই দেখা যায়। কিন্তু একটা কোর্স ৩, ৪ ঘণ্টা দেখতে গেলে কি হয়, শুধু কথা বলতেছে, অত কথা শুনতে গেলেও বেশ ভালো লাগে না। হ্যাঁ, তো বিরক্ত লাগে। তো সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটু করি কি যে, আসলে আ একটু ব্রেক নেওয়ার চেষ্টা করি। দেখা যায় ১০-১৫ মিনিট একটা আ ইয়ে নেই। ই এইটা করার প্র্যাকটিস করি আবার হচ্ছে একটু ব্রেক নেওয়ার চেষ্টা করি। সবথেকে বেশি কাজে আসে আমার হচ্ছে যখন দেখি যে, আ কোনো একটা স্কিল শিখতেছি, বিরক্ত আসতেছে বা মনোযোগ নেই সেইরকম। আ সেক্ষেত্রে দেখি যে, এই, যে, জিনিসটা শিখবো সেটা আসলে আ বাজারের মূল্য কত বা হচ্ছে এই জিনিসটা শিখলে আ তো ভবিষ্যতে অ্যা লাইফস্টাইলগুলো একটা কা কেমন হতে পারে বা কত টাকা ইনকাম করা যেতে পারে আসলে। তো যারা করতেছে, হ্যাঁ, যারা করতেছে তাদের হচ্ছে এ লাইফ স্টাইলগুলো কেমন। এই যে, জিনিসগুলো দেখার চেষ্টা করি। যখন এই জিনিসগুলো দেখি যে, না এটা করে তারা তো ভালোই আছে বা ভালোভাবে চলতে পারতেছে। তখন একটা মোটিভেশন পাওয়া যায়। না আমি হয়তোবা আরেকটূ চেষ্টা করলেই হয়ে যাবে আমারও।
হ্যাঁ। আচ্ছা কেন কষ্ট? দেখা যায়, হ্যাঁ। কথা বল হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক একদম হ্যাঁ। বিরক্ত আস হুম। হুম। আচ্ছা। হুম। হুম। ও। আচ্ছা, আচ্ছা। মোটিভেশন। হ্যাঁ। <chuckles> আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এইটা। খুব ভালো আসলে এটা। এটা কাজে আসারই কথা। আপনি যখন দেখছেন যে, আ কোন একটা স্কিল ব্যবহার করে অন্য আরেকজন বেশ ভালো একটা জীবন কাটাচ্ছে আপনারও মনে হবে যে, এটা আমার করা উচিত। এটা আস আপনি কি নিজে থেকেই এই আ কি বলে মোটিভেশন টেকনিকটা বের করেছেন নাকি অ আপনার হচ্ছে কেউ বলেছিল?
এটাই আমার বেশ কাজে আসবে। জি, অবশ্যই। হ্যাঁ, একদম। জি, অবশ্যই।